দা আসলে হ্যা, ঐটাই প্রথমবার হয়েছিল। তো আরেকটা আমি ওই নিউজ দেখছিলাম যে, ওই 1 টাইম আ গ্লাসগুলো যেগুলা রয়েছে প্লাস্টিকের, সেগুলোতে নাকি আমরা কিন্তু চা খাই মোটামুটি। চা, কফি, 1 টাইম গ্লাসগুলোতে বিভিন্ন শপে গিয়ে খাই কিন্তু, তো হ্যা, তো ওখানে আমি একটা নিউজ পাইলাম হুট করে একটা ফেসবুকে, একটা নিউজ দেখলাম যে, ওখানে বলতেছে, যে এগুলোতে নাকি ক্যান্সারের জীবাণু থাকে। তো আমি এ জিনিসটা বিশ্লেষণ করলাম যে, কিভাবে ক্যান্সারের জীবাণু থাকে? আ একটা ভিডিও, আরেকটা ভিডিও দেখলাম। তো তারা এভাবে বর্ণনা করল যে, আমরা যখন ১ টা প্লাস্টিকের, ওয়ান টাইম মগের মধ্যে বা গ্লাসের মধ্যে আসলে গরম জল বা গরম কফিটা ঢালতেছি, তখন কি হচ্ছে সে অন অতিরিক্ত গরমের কারণে ওই আ প্লাস্টিকের যে কণাগুলো রয়েছে, সেগুলা নাকি গলে, গলে চায়ের সাথে মিশে যায়। তো সেটা হয় কি, ওই কণাগুলো কিন্তু আমাদের ভিতরে যায়া, আর মিশতে পারে না। কারণ প্লাস্টিক তো কোন কিছুর সাথে মিশতে পারে না। তো এইটা নাকি আসলে বিভিন্ন রোগের সৃষ্টি করতেছে। আমাদের কোষগুলো মানে ব ব্লক করে দিচ্ছে। ব্লক করে দিয়ে ক্যান্সার সৃষ্টি করতেছে।
হ্যা, হ্যা। হ্যা, এইটাই তো সব জায়গায় দেখা যায় আরকি। হ্যা, হ্যা। ও! আচ্ছা। বুঝতে পারছি, বুঝতে পারছি। একদম, একদম ঠিক বলছেন। হ্যা, হ্যা সেটা তো বটেই। একদম, একদম। তো আমি এখান থেকে একটু জানতে চাই যে, এই যে আপনি একটা নিউজ দেখলেন যে, এটা আ আব প্লাস্টিকের ব্যবহারের একটা করুণ ফলাফল, আপনার সামনে এনে দিল। বা এমন একটা নিয়ে, জিনিস নিয়ে কথা বললো, যে জিনিসটা হয়তোবা আপনি প্রতিনিয়ত ব্যবহার করতেছেন। মানে আ মাধ্যমে বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় আপনি ব্যবহার করতেছেন। তো এরপর থেকে আপনি এই যে চায়ের কাপ বা এই যে প্লাস্টিকের জিনিস, এইগুলা ব্যবহারের ক্ষেত্রে আপনার আ মানে নিজস্ব পরিবর্তনটা কি এল? মানে এ কি ফলাফল পাইলেন যে, এগুলা বুঝতে পেরে বা খেয়াল করে বা জেনে?
হুম। হ্যা। হুম। হ্যা। হ্যা। হু, হু। আসলে এইটা দেখে আমার তো মনের মধ্যে একটা ভয় অন্যরকম কাজ করা শুরু করলো যে, আমরা যেভাবে আসলে প্লাস্টিক ব্যবহার করি বা প্লাস্টিকের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে এইযে, এভাবে যদি আসলে ক্ষতিগুলো হয় আমরা, আমাদের অজান্তে যেমন পানিটাতে একটা বাজে একটা স্মেল প্লাস্টিক, প্লাস্টিক একটা স্মেল আসা শুরু করল। তো অবশ্যই পানির মধ্যেও কোনো একটা ইফেক্ট পড়ছে, নাইলে তো এই গন্ধটা আসতো না। তো ওই পানিটা খেয়ে যে আমরা ক্ষতিগ্রস্ত হবো না, তার তো কোন গ্যারান্টি নেই। তো এইভাবে আসলে আমি প্লাস্টিক তে, প্লাস্টিকের জ জগ, মগ এগুলো কিন্তু আসলে ব্যবহার করা মানে অনেকটা কমিয়ে দিয়েছি। ব্যবহার করি না, তা না, কিন্তু খুব কম।
হ্যা, হ্যা। হ্যা, হ্যা, বুঝতে পারছি। অবশ্যই, অবশ্যই ঠিক বলছেন। আচ্ছা, আ এইখানেই